হাই। <clears throat> কেমন আছেন?
হ্যালো। হাই। আমি ভালো আছি। আপনি কেমন আছেন?
এইতো ভাই ভালো আছি। তো কী করছিলেন ভাই?
আমি আসলে ভাবছিলাম। যে বারান্দা দিকে তাকিয়ে আসলে গাছের দিকে তাকাচ্ছিলাম যে গাছ আমাদের যে আশেপাশের পরিবেশটা কতটা ঠান্ডা কতটা, স্তব্ধ করে রাখে, কতটা সুন্দর লাগে! একা একটা বিষয় চিন্তা করলাম এখন বারান্দায় তাকিয়ে, তাকিয়ে যে যদি গাছ না থাকতো তাহলে আমাদের পরিবেশটা কতটা বিদঘুটে রা লাগতো। এ বিষয়ে আপনি কি বলেন? গাছ সম্পর্কে
জ্বী। হ্যাঁ। হুম, হুম। <chuckles> আচ্ছা। আচ্ছা। জ্বী। অ্যাঁ আসলে আমি ভাই বিটঘুটের কথা তো বলব না। অ্যাঁ এখানে আমার কাছে তো মনে হয় যে, আমরা মানুষ যে বেঁচে আছি এটাই বে বেঁচে থাকতে পারতাম না বা মানুষের যে অ্যাঁ কি বলে আকার আকৃতি এগুলো সম্পূর্ণটা অন্যরকম হতো বলে আমার কাছে ধারণা।
জ্বি, হ্যাঁ। জ্বি, জ্বি। একদম, একদম। ঠিক বলেছেন। আসলে
জ্বি, আমরা হয়তো অক্সিজেনের বদলে আরকি কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইড নিয়ে বাঁচতাম। <scoffs>
জ্বি, জ্বি, জ্বি। <chuckles> অবশ্যই। জি, আসলে গাছ আমাদের পরিবেশের জন্য প্লাস আমাদের অক্সিজেনের জন্য সবকিছু মিলে আমাদের যে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ সত্যি অনেক বেশি গুরুত্বপূর্ণ।
জ্বি। হ্যাঁ। জ্বি। হ্যাঁ। এখন যে হারে আসলে গাছ কাটা হচ্ছে। তো তো এটার আর কি বলবো যে পরিবেশের যে হাঁ যে হারে গাছ কে কেটে আরকি ভারসাম্য নষ্ট করা হচ্ছে। যার ফলে আমরা অ্যাঁ যে এব গ্লোবাল ওয়ার্নিং ব্যাপারটা এত, এত বেশি করে লক্ষ্য করতে পারছি বা দেখতে পারছি যেমন আপনার আগে, আগের মতো আরকি কোন প্রেডিক্টেবল বা আপনি যে অ্যাঁ পরিবেশকে আপনার অনুমান করবেন ভবিষ্যতে কী ঘটতে চলেছে? যেমন অ্যাঁ বৃষ্টি বা আপনার গরম, ঠান্ডা এই ব্যাপারগুলো এখন আরকি আসলে অ অনুমান করাটাই আরকি অসম্ভব হয়ে গেছে।
জ্বি, জ্বি, জ্বি। জ্বী জ্বী। জ্বী, একদম। জ্বি, জি।